জি, জি অবশ্যই। তবে কাজগুলো যদি মেশিন সব নিয়ে নেয়, মানুষ কিন্তু আ প্রকৃতিগতভাবেই কিন্তু মানুষ নিজেকে নতুনত্বের সঙ্গে মানিয়ে নেয়। আমি যদি আমা আমার দৃষ্টিভঙ্গি আপনাকে বলি, সমস্ত কাজগুলোই যদি মেশিন নিয়ে নেয়, তারপরের যে পৃথিবীটা আমরা পাবো সেই পৃথিবীতেও কিন্তু মানুষ তাকে নিজেকে মানিয়ে নেবে। মেশিনগুলো ব্যবহার করবে তারা। মেশিনগুলো ব্যবহার করবে যেন কাজ হয়ে যাবে। তাই না?
হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, না সেটাই আমি বলছি এ সেটাই আমি বলছি। তো তারপরে যেটা হলো। আ কোম্পানিগুলো সিদ্ধান্ত নিলো যে আমরা যদি এত ভালো মানের বাল্ব মানুষকে সাপ্লাই দেই তাহলে মানুষ কিন্তু আর ১০ বছরেও বাল্ব কিনবে না। তো তখন কিন্তু সেখানে তারা প্লান অবসোলেন্স এটা কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যখন কোন জিনিস তার শেখরে পৌঁছে যায়, তখন সেই জিনিসটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে আবার ইঞ্জিনিয়ারিং করে খারাপ করানো হয় ইচ্ছাকৃত যাতে মানুষ আ বা প্রোডাক্টটা হ্যাঁ, এটাকে বলে প্লান অবসোলেন্স
জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। তাই নাকি? আ আগে জানা ছিল না। আপনার কাছ থেকে জানলাম আমি বিষয়টি।
আচ্ছা, তো সেক্ষেত্রে তখন কিন্তু তারা বৈদ্যুতিক বাল্বটাকে আ আবার অ্যাঁ মানে মান খারাপ করল যাতে মানুষ ঘন, ঘন কেনে। আর সেটার একটা জ্বলন্ত উদাহরণ হ্যাঁ হ্যাঁ, সেটার একটা জ্বলন্ত উদাহরণ আছে লন্ডনে। সেখানে ১০০ বছর আগে তৈরি করা বাল্ব এখনো জ্বলছে। ১ মিনিটের জন্য বন্ধ হয়নি। কিন্তু আজও ফিউজ হয়নি।
পরিবর্তন করা। এটা কি বিজনেস? <laughs> জি, জি। চমৎকার।

আর আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। আপনি যেহেতু কম্পিউটারের কথা বললেন, এই যে, স্বয়ংক্রিয় প্রযুক্তি মানে অটোমেশন এটাকে কিন্তু বলে। এই স্বয়ংক্রিয় প্রযুক্তি কি আমাদের মানুষের কাজ কেড়ে নিচ্ছে? আপনি কি বলেন?
জ্বী। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আ অবশ্যই আমার কাছে ম একেবারেই মনে হয় যে, অবশ্যই এটি মানুষের কাজকে কেড়ে নিচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে না। আমি যদি আপনাকে ছো ছোট্ট করে যদি আপনাকে আমি বলি কৃষি ক্ষেত্রে কিন্তু আগে এ কাজের লোকেরা সরাসরি মাঠে গিয়ে কোদাল, কাস্তে হাতে নিয়ে মা মাঠে কাজ করত। এখন কিন্তু পাওয়ার ট্রিলার এসেছে, ধান কাটা মেশিন এসেছে। সুতরাং অনেকগুলো মানুষ যেখানে কাজ করত সে কাজগুলো কিন্তু আর তাদেরকে করতে হচ্ছে না সেগুলি কিন্তু মেশিন করে দিচ্ছে।
আচ্ছা, আচ্ছা। সেবারে কিভাবে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। হুম। ঠিকই বলেছেন। আসলে আমিও একমত। আ তাই কিন্তু হচ্ছে আজকে।
এই এই জায়গায় আমার মনে হচ্ছে যে, মানুষের কাজ কমে যাচ্ছে।
<chuckles> ঠিকই, ঠিকই। আপনার, আপনার কথাটা সঠিক বলেছেন।
<chuckles> জ্বী, জ্বী। আপনার কি মনে হয় যে, মেশিনের কিংবা রোবটের কারণে মানুষের কাজ কমে যাচ্ছে?
আসলে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনি যেমন বললেন অনেক ক্ষেত্রে, তো সেইক্ষেত্রে আমিও বলব, অনেক ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে। শুধু যে, কৃষিকাজ তা নয়। আপনি দেখেন আগে যখন আমাদের উম পটেটো চিপস কিংবা ইত্যাদি আ বাজারজাত হত, সেগুলো কিন্তু মানুষের দ্বারা ব্যবহৃত মানে তারা কাজ করে কিন্তু সেগুলো ভেজে প্যাকেটিং করত ইত্যাদি করত। এখন কিন্তু বোতলজাত থেকে শুরু করে মানে বোতলজাত পানি থেকে শুরু করে এ সমস্ত প্রকার খাবার-দাবার সব কিন্তু আপনার অটোমেশন মেশিন এ হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হুম। জ্বি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। একদম স সঠিক, সঠিক বলেছেন আপনি। আ
হ্যাঁ, আগে যদি ৫ জন লাগতো এখন কিন্তু ১ জন লাগছে। তো আমি বলব, যে, হ্যাঁ, অবশ্যই কমে যাচ্ছে।
আচ্ছা।

তো এখানে আমি যে কথাটা বলব যে আ মানুষ যদি মেশিনের সাথে যুক্ত হয়ে মেশিন যদি সমস্ত কাজ কেড়ে নেয়, তখন কিন্তু মানুষ একাকিত্বেই ভুগবে এবং কাজ পাবে না। আ দেখা যাবে সব অটোমেশন হচ্ছে। বড়, বড় কোম্পানিগুলো মানুষ আর নিচ্ছে না। যেমন Amazon করছে তাদের রোবট নিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন।
হু, হু। হু। আমারও কিন্তু তাই মনে হয়। আমি আমিও আপনার সঙ্গে একমত। আমাদের দেশে আ বিশ্বে যদি আমরা একটু নজর ফেরাই তাহলে কিন্তু এই মেশিনের উদ্ভাবন, রোবটের উদ্ভাবন এবং কলকারখানা থেকে আমাদের দৈনন্দিন জীবনে মেশিনের এই অঙ্গাঅঙ্গি ব্যবহারের ফলে ইতিমধ্যেই কিন্তু বেকারত্ব সমস্যা একটা বড় আকার ধারণ করেছে। যদি এই মানুষগুলো সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি জায়গায় আমরা পৌঁছতে না পারি তাহলে আগামীতে হয়তো মেশিন যেভাবে কাজ করবে সেক্ষেত্রে বেকারত্বের হাত চরম আকার ধারণ করবে। এটি আমার বিশ্বাস। আমার মনে হয় এটি এই সমস্যায় আগামির পৃথিবী পড়তে যাচ্ছে।
হু। আচ্ছা এখানে আমার একটু দ্বিমত রয়েছে।
যেমন?
আ যখন মেশিন কাজগুলো নিয়ে নিবে তখন কিন্তু মানুষের কাজের ধরনের অবশ্যই পরিবর্তন আসবে এবং তার জন্য কিন্তু মানুষ ধীরে, ধীরে তার দক্ষতা আপগ্রেড করতে বাধ্য হবে। তাই না?
জি, জি। হ্যাঁ, সেটি আমরা বলছিলাম আমাদের আলোচনাতেও। হ্যাঁ, হ্যাঁ, আমি আ সেটিই আপনার সঙ্গে আগেই বললাম, যে মানুষের তার সহজাত প্রবৃত্তিই হচ্ছে নিজেকে মানিয়ে নেওয়া। সুতরাং মেশিন এর সঙ্গে, সঙ্গে চলার একটা অভ্যস্ততা মানুষের তৈরি হবে।
এবং হ্যাঁ, এবং দেখুন হ্যাঁ, হ্যাঁ।